<breath> আমাদের সবার জীবনেই তো দেখা যায় যে কিছু পুরনো বন্ধু থাকে। আবার সময়ের সাথে কাজের কর্মব্যস্ততা হোক কিংবা অন্যান্য পারিপার্শ্বিকতায় নতুন বন্ধুত্ব তো হয়েই থাকে। তো এই যে পুরনো বন্ধুত্ব আর যে নতুন বন্ধুত্ব এই দুইটার মাঝখানে ভারসাম্যটা আসলে আপনি কিভাবে মানিয়ে চলেন?
উম এটা আসলে দেখা যায় কি যে মানুষের সময়ের সঙ্গে সঙ্গে তো আ কাজের যেটার কথা বলছিলেন যে কর্মস্থল বদলায়, তারপর সে কাজে বাসস্থান অনেকের ক্ষেত্রে বাসস্থান বদলায়। স্কুল, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় এগুলো বদলায়। তো এই যে জায়গা বদলানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের জীবন থেকে কিছু বন্ধু হারিয়ে যায় আবার নতুন কিছু মানুষের আবির্ভাব হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এমন সব বন্ধুগুলোকে রাখার চেষ্টা করি, যে যারা ছোটবেলা থ থেকে ছিল এবং আমার সঙ্গে সৎ ছিল। আমার সবচেয়ে খারাপ সময়টা তারা আমাকে ছেড়ে যায়নি, কিংবা তাদের খারাপ সময়ে আমি ওদের পাশে ছিলাম। এবং আ একজন আরেকজনের প্রতি সততা এবং মন থেকে যে ভালোবাসা এবং দেখা যায় একটা সময় সেটা কিন্তু পারিবারিক সম্পর্কও হয়ে যায়। যেমন আমার বন্ধুরা, পুরনো বন্ধুরা আমার বাসায় আসে, আমি তাদের বাসায় যাই আসে। এভাবে করে যাদের সঙ্গে আসলে পারিবারিকভাবে connection হয়ে যায়, তাদের সঙ্গেই কিন্তু বন্ধুত্বটা থাকে। এছাড়া যে অগণিত স্কুল ফ্রেন্ড যারা থাকে তারা কিন্তু ধীরে, ধীরে আস্তে, আস্তে দূরত্বের মাধ্যমে হারিয়ে যায়। আর নতুন কর্মস্থলে গেলে নতুন যেকোনো জায়গায় গেলে নতুন কোনো আ বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু সেটার অবশ্য একটা বিশেষ উদ্দেশ্য থাকে কিছু, কিছু ক্ষেত্রে।
হু, হু। তা তো অবশ্যই। নতুন বন্ধু আসছে। হু, হু। জি। তা তো আসলে অবশ্যই থাকে। কিন্তু আসলে বন্ধুত্বের যে প্রধান যে একটা ব্যাপার সেটি হচ্ছে আত্মার সাথে সম্পর্ক। যেটি আপনি আসলে বলছিলেন। আপনার কথা থেকে সুন্দরভাবে বোঝা যাচ্ছিল। যে আত্মার যে বন্ধুরা আছে তাদের সাথে আ আপনার একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। যেই কারণে সেটি আসলে পারিবারিক সম্পর্ক থেকে শুরু করে সবকিছুতেই তারা আপনার লাইফ এ involved তো আরেকটা ব্যাপারও আসলে আপনি শেয়ার করছিলেন যেটি আ আসলে সময়ের ব্যবধানে সবার সাথে একটা দূরত্ব তৈরি হওয়ার। তো এরকম কখনো হয় না? যে আম আসলে আ সময়ের ব্যবধানে দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু সম্পর্কটা একদমই ভেঙে যায়নি কিংবা আসলে শেষ হয়ে যায়নি। তখন আবার যে সম্পর্কটা কিংবা ফ্রেন্ডশিপটাকে আসলে উজ্জীবিত করতে কিংবা আসলে আবার পুরোনো অবস্থায় আনতে কি, কি ধরনের আ আসলে উদ্যোগ নিয়ে থাকেন? কিংবা কথা কি হয় কখনো এরকম মানুষদের সাথে?
উম-হুম। জি। উম। হ্যাঁ। হুম। হ্যাঁ। দেখবেন যে কিছু মানুষের সঙ্গে কিংবা কিছু বন্ধুদের সঙ্গে না আপনি কথা না বললেও দেখা যাবে যে যেখানে কথা শেষ করে রেখে গিয়েছিলেন, হয়তোবা হঠাৎ কোনো একদিন দেখা করলে ঠিক সেখান থেকেই কথাটা আবার শুরু হয়। এবং হচ্ছে আগের কথাবার্তা বলে হ্যাঁ, হ্যাঁ দেখা যায় যে একসঙ্গে হলে না এই যে দূরত্বটার যে বিষয়টা যে একটা সময় দূরত্ব ছিল লম্বা সময়, এই ব্যাপারটা তারা মাথায় রাখে না এবং সেটা নিয়ে মান-অভিমান আ করা থেকে তারা কিন্তু বিরত থাকে। তো, এটা পরিস্থিতি যখন দেখবেন যে আপনার একজন বন্ধু বুঝতে পারছে যে আপনি কোন পরিস্থিতিতে ছিলেন বা সেও জীবনে আ অন্যরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। এইজন্য আপনাদের হয়তোবা যোগাযোগ হয়নি। তবে ভালোবাসা বন্ধুত্বের গভীরতা যদি শেষ যেবার পরিচয় মানে দেখা হয়েছিল তখন যদি ভালো থেকে থাকে, তখন কিন্তু সেটা ১০ বছর পর দেখা হলো তাদের সঙ্গে আবার সম্পর্ক জোড়া লাগানোটা এমন একটা হ্যাঁ, হ্যাঁ সমস্যা হয় না। সমস্যা কাদের সঙ্গে হয়? যে যেমন হচ্ছে যে কিছু মানুষের সঙ্গে ছোটবেলা থেকে যখন আপনার বেড়ে ওঠা হয়, যে আপনি চাইলেও তাদেরকে এভয়েড করতে পারতেন না এইজন্য হয়তো বা তারা আপনার বন্ধু ছিল। হয়তোবা আপনার পাশের ফ্ল্যাট এ থাকতো <chuckles> রাইট মানে এমন একটা বন্ধুত্ব যেখানে হয়তোবা একটা give and take দেওয়া-নেওয়ার একটা বন্ধুত্ব ছিল। তো সেই সমস্ত বন্ধু-বান্ধব কিন্তু ধীরে, ধীরে আসলে চলে যায়। যখন দূরত্ব বেড়ে যায় তখন দেওয়া-নেওয়াটা আর হয় না। এজন্য তাদের সঙ্গে বন্ধুত্ব আর রাখাটার প্রয়োজন হয় না। তখন মানুষ কিন্তু দূরে সরে যায়।
হুম, হুম। একজ্যাক্টলি, টাইমটা বোঝা যায় না। হুম। জি। তা তো অবশ্যই। একজ্যাক্টলি সেম জায়গা থেকেই আসলে নোট থেকেই শুরু হয়। উম-হুম। আসলে না পারতে ফ্রেন্ডশিপ রাখার ব্যাপার। হুম, হুম। আচ্ছা। সেইক্ষেত্রে আপনারা যখন বলছিলেন আসলে ৫ বছর ১০ বছর পরে কিংবা একটা সময়ের পরে যখন আপনারা দেখা করছেন যেখান থেকে ছেড়ে দিয়েছেন। তো সেইক্ষেত্রে বন্ধুদের সাথে আসলে দেখা হলে এরকম হয় না, খুবই মজার memories create করছেন। কিংবা আসলে এ এমনও হয় যে খুনশুটি হচ্ছে। আ এইরকম ছোটবেলায় আসলে আপনারা যেখানে বয়সটা আছে, সেখান থেকে আসলে আপনাদের আ আত্মিক বয়সটা একদম বাচ্চাকালে ফিরে যাচ্ছে। এরকম কোনো মজার যদি ঘটনা আসলে আপনার সাথে হয়ে থাকে?
হুম। জি। হু, হু। হ্যাঁ। জি। হ্যাঁ, এইরকম একবার মনে আছে আ যে আমার একটা বন্ধুর সঙ্গে আমি আ যদিও আমাদের এত বছর ত পার্থক্য হয়নি। কিন্তু প্রায় ৪ ৫ বছরের মতো আমি তার সঙ্গে কথা বলিনি। কারণ, <inhales> আ মানে আমি যখন আ বিদেশে গিয়েছিলাম আমার পড়াশোনার জন্য, ব্যাচেলার্সের জন্য। ওই সময়ে বাংলাদেশে যখন আসি তখন আমার নামে খুব আ বাজে একটা রটনা রটে আমাদের আ মানে স্কুল মহলে। স্কুল-কলেজের যে বন্ধু-বান্ধবরা ছিল তাদের মাঝখানে। তো সে তা মানে আমার খুব কাছের বন্ধু। আমি সে জানতো যে কে আসলে এ এই রটনাটা রটাচ্ছে। তো তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে, "আমার ব্যাপারে এই মিথ্যাচার যারা ছড়াচ্ছে তুমি দয়া করে তাদের নামটা আমাকে বলো।" তো সে বলল, "সে তোরও খুব কাছের বন্ধু। এইজন্য আমি আসলে নামটা বলতে পারবো না।" তা এইটা নিয়ে এক কথায় দুই কথায় তার সঙ্গে আমার অনেক কথা কাটাকাটি হয়ে গেল এবং হচ্ছে তার সঙ্গে আমিই মূলত আসলে সম্পর্কটা ছিন্ন করি। পরবর্তীতে সে তার বিয়েতেও আমাকে দাওয়াত দেয়।
আচ্ছা। ওহ-হো। হু, হু, হু। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এই ছোট একটা silly ব্যাপার নিয়ে আসলে misunderstanding।
হ্যাঁ, হ্যাঁ আমার আমি তখন কিন্তু তার বিয়েতেও যাইনি। তো একটা সময় আসলে খুব খারাপ লে লেগেছে আমার যে না আসলে, হয়তোবা আমি একটু ওভার-রিঅ্যাক্ট করেছি। আমি তার সঙ্গে কথা বললে ব্যাপারটা সে আমাকে বলেনি তাতে কি আ সম্পর্কটা সুন্দর রাখা যেত। তো তখন একদিন অন্য আরেক বন্ধুর বিয়েতে, সে আমাকে জানায়নি, যে আমার ওই বন্ধুকে দাওয়াত দিয়েছে। উম এবং তাকেও জানায়নি যে আমাকে দাওয়াত দিয়েছে। তো ওই বন্ধুর বিয়েতে আমাদের ২ জনের হঠাৎ করে সামনা-সামনি দেখা। আর এত মানে দেখা যাচ্ছে আমরা একজন আরেকজনের ব্যা অ্যারাউন্ড ৩-৪ ফিট দূরে। তো এত কাছাকাছি এসে, মানে আছে না যে অনেকদিন পর দেখেছি, হয়তোবা একটু ভাব নিয়ে মুখটা সরিয়ে ফেলব। হয়তোবা চেষ্টা করছিলাম তার সঙ্গে একটু ভাব দেখিয়ে সরিয়ে ফেলার। কিন্তু ২ জনেই কিন্তু সাথে, সাথে হেসে দিয়েছি। তো চোখে চোখ পড়তে দুজন, দুজনে হেসে দিয়েছি। আর হচ্ছে মানে আর কিছু বলা লাগেনি তখন। জাস্ট ২ হাত মিলালাম এবং একসাথে গলায় জড়িয়ে ধরলাম। তো জড়িয়ে ধরার সাথে, সাথে ব্যা দেখা যাচ্ছে যে অ্যা পাশের বন্ধুরা, ওরাও চিৎকার করে উঠলো <chuckles> হ্যাঁ, একসাথে কিন্তু শেষ। তো পরবর্তীতে আমাদের কিন্তু বয়স তখন যখন দেখা হয়েছে তখন প্রায় ৩০। তো এই যে এই বয়সটাতে এসে যখন আমরা একটা ছাদে একসাথে আড্ডা দিচ্ছি, বসছি, এখনো সেই ক্লাস 7-8-9 এ মনে করেন যে ও একটা মেয়ের পেছনে <scoffs> ঘুরত, আমার একটা গার্লফ্রেন্ড ছিল। তো ওইসব বিষয় নিয়ে এখনো কথা হচ্ছে। ওরা ওগুলো নিয়ে কেন যেন ইন্টারেস্টেড এরপর যে আমাদের আরো ১৫-২০ বছর কেটে গেছে, এখানে তাদের কোনো মাথাব্যথা নেই। ওগুলো নিয়ে কোন কথা নেই। সেই আগের অতীতে ফিরে গেছে। তো ওই কনভারসেশন গুলো শুনে আমি জাস্ট ওদেরকে একটা প্রশ্ন করলাম, "আচ্ছা আমরা কি বড় হই নাই? আমরা কি <scoffs> এখনো ঐ স্মৃতিতেই থাকবো? আমাদের বয়স তো ৩০ এখন।" তো তখন ও হঠাৎ করে ব মানে একটা জিনিস বললো যে, "দেখ বন্ধুত্বের মধ্যে কখনো বয়স বাড়বে না। আমার ম্যাচুরিটি আমার ব্যবসায়িক যে ক্লায়েন্ট আছে তাদের সঙ্গে। আমি হয়তোবা আ মুরুব্বিদের মতো কথা বলব, একটা ভাব রেখে কথা বলব। বন্ধুদের মাঝখানে আবার কিসের ভাব?" <chuckles> সেটাই তো। ঐ কথা থেকে আমার মনে পড়েছে। আসলে বন্ধুদের মধ্যে না সেই দূরত্বটা কখনো থাকে না কিংবা বয়সের যে, তারতম্যটা সেটা নিয়ে আসলে অত মাথা ব্যথা থাকে না।
আহ ও! হুম, হুম। হু, হু। হ্যাঁ। <chuckles> সব মান অভিমান আসলে চলে গিয়েছে। <scoffs> আচ্ছা। <chuckles> <chuckles> ঠিক। <chuckles> হ্যাঁ তা তো অবশ্যই। হুম, একটা স্ট্যাটাস মেইনটেইন করতে হবে। আসলে <chuckles> এইটা কিন্তু একটা চমৎকার ব্যাপার ছিল। যে এত বছর পরে, আপনার বন্ধুর সাথে দেখা হয়েছে। আসলে আপনাদের মধ্যে একটা আত্মিক মিল ছিল। আ সেই কারণেই হয়তোবা একজন আরেকজনের চোখটা দেখেই বুঝেছেন কিংবা ২ জনেই ২ জনকে হয়তোবা আ মনে, মনে মিস করেছেন। ২ জনেই ২ জনকে খুঁজেছেন। এজন্যই আসলে ব্যাপারটা আ টাইম লাগেনি। চোখে চোখ পড়ার সাথে সাথেই আসলে ২ জন ২ জনকে আ আবার আপন করে নিয়েছেন কিংবা বন্ধুত্বটা আবার নতুন করে শুরু হয়েছে। এটি কিন্তু একটা চমৎকার ব্যাপার ছিল। তো কখনো এই যে অ এরকম হয় না যে, এটা তো আসলে মিলে গিয়েছে। কিন্তু এরকম তো হয় অনেক সময় যে আসলে মনোমালিন্য টা থেকেই যাচ্ছে, কিংবা আসলে সেটিতে কখনো সলভ করা পসিবল হয়নি। কিংবা এই যে টুকটাক আ যে হয় যে অফিস related যে যারা আছে কিংবা আসলে কর্মক্ষেত্রতে যাদের সাথে আ আ বলব যে আসলে ফ্রেন্ডশিপের মতোই, বন্ধুত্বের মতোই, কিন্তু বন্ধুত্ব আসলে না ঠিক। যেহেতু বলেছিলেন একটা give and take এর একটা ব্যাপার। সেই ক্ষেত্রে যদি মনোমালিন্য হয়, কিংবা কোন কারণে ভুল বুঝাবুঝি হয় তখন সিচুয়েশন গুলো কিভাবে handle করেন?
যে। হ্যাঁ। সে তো অবশ্যই। হ্যাঁ। জি। হ্যাঁ। উম-হুম। জি। হুম। হুম, হুম। আসলে তখন এই ব্যাপারটা আমি ছোটবেলা থেকে একটু এলার্ট ছিলাম। আমি যখন আ মনে আছে এই লেভেলে পড়ি তখন। আমার একটা বড় ভাই ছিলেন। তো ওই বড় ভাইটার সঙ্গে আমি অনেক বেশি মিশতাম। যদিও তার সঙ্গে আমার বয়সের difference প্রায় ৭, ৮ বছরের ছিল। সিনিয়র ছিলেন আমার, কিন্তু খুব বন্ধুর মতোই আমরা মিশতাম। তো উনি আমাকে সুন্দর একটা কথা বলেছিলেন যে আ "তুমি তোমার জীবনের যে সবচেয়ে ভালো বন্ধুগুলো তুমি কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছ। নতুন আর কাউকে পাবে না যারা এদের থেকে তোমার ভালো বন্ধু হবে।" বললাম "কেন? এইটা কেন বলছেন?" কেননা মাত্র তো স্কুল কলেজের অধ্যায় শেষ হচ্ছে। এরপর তো বিশ্ববিদ্যালয়ের অধ্যায় আসবে। নতুন বন্ধু হবে, নতুন মানুষ হবে। তো তাদের সঙ্গে কি ভালো বন্ধুত্ব হতে পারে না? তো তখন উনি আমাকে বলে দিয়েছে যে "না একটা কথা সবসময় মনে রাখবে স্কুল কলেজের বন্ধুরা, তারা যখন বড় হয়েছে তোমার সাথে, তারা জানতো না যে তুমি তাদেরকে ভবিষ্যতে তুমি তাদের কীভাবে কাজে লাগবে? তোমাকে তারা কীভাবে ব্যবহার করতে পারবে? এবং আদৌ তুমি তাদের জীবনে কোন প্রকার কোনো কাজে আসবে কিনা, এসব চিন্তা বাদ দিয়ে তারা তোমার সংগে বন্ধুত্ব করেছে কোন স্বার্থ ছাড়া। এবং তুমিও কিন্তু একইভাবে তাদের সঙ্গে করেছ। কিন্তু যখন তোমরা বড় হবে যে কোনো বন্ধু বানানোর আগে তোমরা কিন্তু চিন্তা করবে। যে এই মানুষের থেকে আমি কী পেতে পারি? এবং আমার তার থেকে যেই প্রাপ্যগুলো আছে সেটা আমি অন্য কারো থেকে যেহেতু পাচ্ছি না। সুতরাং ওকে কোনো না কোনো ভাবে আমার বন্ধু কিংবা আমার দলের মধ্যে ভিড়িয়ে রাখতে হবে।" এইরকম একটা চিন্তাধারা কেন্দ্রিক থেকে বন্ধুত্বগুলো হয়। আসলেই দেখেছি যে ভার্সিটি লাইফ এ দেখা যাচ্ছে যে, আমি একটা assignment ভালো করছি এটা দেখে ২ জন মানুষ এসে আমার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে, যে "তোমার assignment টা তো ভালো হয়? আসো আমরা বন্ধু হই।" তো এই যে নতুন নতুন বন্ধুদের সঙ্গে না আগে থেকেই একটা preparation থাকে। যে এই মানুষগুলো আমার শুধুমাত্র আ যখন তাদের প্রয়োজন হবে তখন আমার কাছে আসবে। তাই ওদের সঙ্গে কখনো না ওই যে, ঝগড়াঝাটি হলেও ওই আত্মায়-আত্মায় সম্পর্ক নেই বলে শুধুমাত্র আমার যতটুকু লাভ আমার যদি তার থেকে কোন লাভ থাকে তখন আমি তার কাছে যেয়ে একটা solution করি এবং ঝগড়াটা মিটিয়ে ফেলি। আর যদি দেখি যে না আমার তেমন কোনো লাভ নেই তার কাছে তারও আমার কাছে কোনো লাভ নেই। তখন কিন্তু সম্পর্কটা আর আমরা ঠিক করার কিংবা সুসম্পর্ক তৈরি করার আবার অতটা প্রয়োজন মনে করি না। যেমন চলছে চলুক না।
হু, হু। হুঁ, হুঁ। হু, হু। জি। এইটা কিন্তু একদমই ঠিক। হু, হু। আচ্ছা। এটা কিন্তু আপনি একদমই ঠিক বলেছেন। কারণ ছোটবেলায় যখন আ আমরা থাকি সেখানে কিন্তু কোন ধরণের চাহিদা কিংবা নেয়া দেওয়ার ব্যাপার কিংবা আমি আসলে কি পাচ্ছি? না পাচ্ছি? এই জিনিসগুলো কিন্তু থাকে না। তখন একটা সরল শৈশব। কোনো না বুঝে আসলে আমার খেলার সাথী হিসেবে কিন্তু আমরা বন্ধুগুলোকে পেয়ে থাকি। তো এটা কিন্তু একটা চমৎকার আপনি আসলে ব্যাপার বলেছেন কিংবা বুঝিয়েছেন যেটা আসলে আমাদের রিয়েল লাইফে হয়ে থাকে। কিংবা এখন কিন্তু প্রচন্ড প্রবল, যে আসলে অ্যা ১ জন আরেকজনকে কিন্তু নিজের স্বার্থ ছাড়া আসলে বন্ধু বলতেও মানুষের মধ্যে <chuckles> এক ধরনের আ hesitate feel হয়। হ্যাঁ এটাই দেখা
হুম। জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ খুবই বিরল একটা ব্যাপার। জি, এই বয়সে পাওয়া।
আর দেখা যাবে প্রত্যেকটা মানুষেরই যদি কেউকে জিজ্ঞাসা করা হয় "আসলে বেস্ট ফ্রেন্ড বলতে কাকে বুঝো? কিংবা সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড কে?" সেই ঘুরে ফিরে মনে হয় যে আ 4 5 6 এর কিংবা স্কুল লাইফ এর যারা একদম ছোটবেলার বন্ধু আছেন, তাদেরকেই খুঁজে পাওয়া যাবে। তো এই যে এরকম আহ জি, জি অবশ্যই।
হুম, হুম, হুম। জি। সেটাই আসলে। আ আসলে এই যে ঘনিষ্ঠতার যে সম্পর্কটা হ্যাঁ? বড় হলে যে আর কোন ঘনিষ্ঠ সম্পর্ক হয় না সেটাও আবার ভুল। আ যেমন নতুন বন্ধু তৈরির ক্ষেত্রে আ অনেক সময় দেখা যায় যে কিছু মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে বড়ো হওয়ার পর যারা হয়তোবা আপনার সমবয়সী হবে না। আপনার থেকে হয় কিছু বয়সের বড়ো, কিংবা কিছুটা ছোট। কিন্তু তাদের সঙ্গে দেখা যায় কি? যে বন্ধুত্বটা এমনভাবে হয় যে যেখানে আসলে আপনার তাদের থেকে নেওয়ার তেমন কিছুই থাকে না। এবং তারাও হয়তোবা আপনার কাছ থেকে কোনো কিছু নিতে চায় না। শুধুমাত্র আপনার mentorship চায়, আপনার guidance -টা চায়। এমন অনেকের সাথে আসলে বন্ধুত্ব তৈরি হয় ছোট বড়তে মিলে। তো সেই বন্ধুত্বগুলো কিন্তু আবার খুব স্বচ্ছ এবং আ ভালো হয়। যেমন আমার আ একজন আ লোকের সাথে বন্ধুত্ব হয়েছে বলা যায়। তাকে যদিও আমি বড় ভাইয়ের মতো সম্মান দেই। কিন্তু বন্ধুত্ব হয়েছে আপনার গত কয়েক বছর হলো। তিনি সিলেটে থাকেন এবং আ তার বয়স প্রায় কিছুটা আমার বাবার বয়সের কাছাকাছি। কিন্তু তাকে তিনি আমাকে তার বন্ধুর মত করেই আ তার বাসায় নিয়ে তারপর হচ্ছে মানে তিনি আমাকে ভাই বলতে বলেন তাকে। যদিও সে কিন্তু আমার আংকেলের বয়সী। কিন্তু তাকে ভাই বলতে বলেন। তার ওয়াইফ আ তাকে তাকে মানে ভাবি বলি। একটু আনকমফর্টেবল লাগত শুরুতে বাট উনি আমাকে এটা মানে insist করেন যে, না তাকে ভাবি বলেন। এবং হচ্ছে ভাবীর রান্না খেতে যেতাম। এবং উনার যে ছেলে আমার থেকে ২ থেকে ৩ বছরের ছোট হবে। তো তাকেও আসলে আম মামা, মামা করে কথা বলতে হয়। তো এই যে তার পরিবারের সঙ্গে তিনি আমাকে সংযুক্ত করেছেন। তার কিন্তু আমার থেকে নেওয়ার মতো কিছুই নেই। কিন্তু এইটাই আমার সঙ্গে সময় কাটাতে হয়তো তার ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। এবং আমারও কিন্তু তার সঙ্গে কথা বলতে ভালো লাগে। জি, এই সঙ্গটা তারপর এইযে তার সঙ্গে যে মিশছি ধরুন একটা জায়গায় যেয়ে আমরা একটা খেলাধুলা করছি। একসঙ্গে আমরা ২ জন মিলে একটা জিনিস খেলি। এই যে একটা common interest ২ জনের এটা নিয়ে অনেক আড্ডা হয়। তো উনি আমাকে ভালো পরামর্শ দেন। জীবনযাত্রার আ কিছু বিষয় নিয়ে। তারপর ওনারাও যখন ছেলেমেয়েকে বুঝতে পারেন না, modern ছেলেমেয়েদেরকে কিভাবে বোঝা যায়? সেই technique -গুলো আমি আসলে ওনাকে শিখিয়ে দেই। তো এভাবে করেও কিন্তু একটা বন্ধুত্ব গড়ে ওঠে যেটার মধ্যে কোন give and take থাকে না। সুতরাং নতুন বন্ধু হওয়াটাও আসলে খুব যে negative কিছু তা না। মাঝে মাঝে জীবনে এরকম প্রয়োজনীয়তা আসে।
উম-হুম। আচ্ছা। ওহহো আচ্ছা। <giggles> উম-হুম। হুম। আচ্ছা। <laughs> জি। হ্যাঁ। আপনার সঙ্গটা তার কাছে ভালো লাগছে। জি, আসলে এইখানে আ আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে, এখানে ভারসাম্য রাখা কিংবা আসলে আত্মিক সম্পর্ক যেটি আছে সেটা ফার্স্ট থেকেই বলছে যে আত্মিক সম্পর্কটাই হচ্ছে আসলে আম উ উম প্রধান এইখানে যেখানে যার সাথে আপনার আশায় মানসিকভাবে স্থিতি শীল হচ্ছেন আপনি কিংবা তার সাথে আপনার মানসিক যে সম্পর্ক সেটি, একটা পর্যায়ে এসেছে কিংবা আপনাদের দুজনের মেন্টালিটি একই রকম। চিন্তা-ভাবনা একই রকম। তার সাথেই আসলে আপনার বন্ধুত্বটা টিকে যাচ্ছে। সেটি যেকোনো বয়সেরই হোক না কেন, যেরকম আপনি বলছিলেন যে আসলে আপনার যে বন্ধু সে আপনার বয়স থেকে যথেষ্ট বড়। তারপরও আ এক্ষেত্রে যদি একটু জানতে চাচ্ছি লাস্ট আসলে যে আ এরকম হয় না, যে অনেকেই তো আসলে বুঝতে পারেনা তার আশেপাশে মানুষগুলো toxic কিংবা তার জন্য আসলে ভালো না। আ তা সেইক্ষেত্রে তারা কিভাবে জিনিসগুলো উম বুঝতে পারবে? কিংবা তা সেই ধরনের সম্পর্কগুলোকে থেকে আসলে একটু এড়িয়ে চলবে?
হ্যাঁ। জি। উম। <chuckles> সেটাই। হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ। হুম। আচ্ছা এখানে একটা ব্যাপার যেটা ভারসাম্য নিয়ে কথা বলছিলেন দেখুন অনেক সময় কিন্তু পুরনো বন্ধুরাও, সবসময় যে মানুষ কিন্তু চিনতে পারে না যে সে খা আসলে তার শুভাকাঙ্ক্ষী কিনা। হ্যাঁ? অনেক সময় দেখা গেলো যে ১০ বছরের বন্ধু কিন্তু এরপরেও সে কোনো না কোনো জিনিস আপনার পেছনে, পেছনে কথা বলা থেকে শুরু করে। এইধরনের অনেক খারাপ কিছু করে। ছোটবেলায় হয়তোবা আপনি সেগুলো বুঝতে পারতেন না। বড় হওয়ার পর বুঝতে পারছেন যে না, ও তো আসলে মানুষ হিসেবে ভালোনা। সে আমার পেছনে কথা বলে কিংবা আমার নামে অন্য মানুষের কাছে বদনাম করছে। তো এধরনের বন্ধুদের থেকে, কিংবা ঐযে toxic যারা বন্ধু আছে। যারা আপনি একটু একটা কাজ করতে চাইলে সবসময় নেতিবাচক মন্তব্য করে, আপনার কাজে বাধাগ্রস্ত করে। যেমন আমার বাবার কিছু বন্ধু আছে এরকম। তারা ২০ বছর, ২৫ বছরের বন্ধু। কিন্তু আমার বাবা নতুন কোনো ব্যবসা করতে চাইলে তারা সবসময় আগে বাধা দেয়। সেটা ভালো হোক, খারাপ হোক সব দিকে। তো এইযে এ ধরনের কিন্তু কিছু বন্ধু থাকে যারা toxic যারা হচ্ছে সবসময় নেতিবাচক। এদেরকে কিন্তু জীবন থেকে একটা সময় যখন আপনি বুঝবেন, বোধগম্য হওয়ার বয়স হয়েছে। আস্তে, আস্তে ধীরে, ধীরে এদেরকে কিন্তু কেটে ফেলতে হয়। এবং আপনার জীবনে যারা ইতিবাচক হয়ে থাকবে, যারা আপনার আপ প্রতিটা ডিসিশনকে আসলে একটা constructive criticism এর মাধ্যমে হয়তোবা আপনাকে ১ টা ভালো দিক নির্দেশনা দিবে। সে ধরনের নতুন বন্ধু হলেও তাদের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক mantain করাটা ভারসাম্য টা মানে বজায় রাখার জন্য সবচেয়ে ভালো জিনিস, ভালো একটা উপায়।
হুম, হুম। হুম। জি। ওহো! আচ্ছা। উম-হুম। আসলে আপনি কিন্তু চমৎকারভাবে বলেছেন যে সেই যে পুরোনো বন্ধুত্ব আর নতুন বন্ধুত্বের মধ্যে আসলে কিভাবে ভারসাম্যটা রাখা যায়। আর বন্ধুত্বটা হচ্ছে আসলে কোন বয়স দেখছে না। শুধুমাত্র আপনাদের যে আর্থিক সম্পর্ক, মানসিক সম্পর্ক এটাতেই আসলে সবকিছু আসলে আ ব্যাপারটা চলে যাচ্ছে। সেটি হোক পুরনো কিংবা নতুন। আসলে আপনার সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লেগেছে। আপনি অনেক ভালো থাক
জি। <chuckles> একদম একদম। <chuckles> আপনার সাথে কথা বলে ভালো লেগেছে। পুরনো আসলে অনেকগুলো স্মৃতি মনে পড়ে গেল আপনার প্রশ্নগুলোতে। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।
হুম। জি।